আচ্ছা, আপনার যে বাস্তব জীবন আর যে কাজ। এ দুটোর মধ্যে আসলে আপনি ভারসাম্য কিভাবে রক্ষা করেন?
আচ্ছা, তো মানে আ যেটা হয়েছে যে, এই যে বাস্তব জীবন আর কাজ এটা কিন্তু দেখা যাচ্ছে যে মানে আ এক ধরনের অনেক চাপ কিন্তু সৃষ্টি করে। হ্যাঁ? কারণ সত্যি কথা বলতে, সত্যি কথা বলতে আমি তো একটা আ স্টুডেন্ট মানুষ। তো দেখা যায় যে স্টুডেন্ট হিসেবে আমার সব মানে সকালটা শুরু হয় হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি যাওয়া নিয়ে বা আব ৮ঃ০০ র সময় আসলে বের হয়ে যায় এবং বাসায় আসতে, আসতে দেখা যায় কি সবকিছু শেষ করে আ মানে বা আরো আনুষঙ্গিক কিছু কাজও করি সেখানে। তো দেখা যায় প্রায় সন্ধ্যা ৬ঃ০০-৭ঃ০০ বাজে। এরপরে দেখা যায় ২ টা স্টুডেন্টও পড়ানো হয় এবং আ দেখা যায় কি? যে এরপরে আবার হচ্ছে আমি একটু অনলাইনে কাজ করি রাতের বেলা। তো সারারাত জেগে কাজও করা লাগে। তো এর মাঝখানে না মানে হয় কি? যে ওই যে জীবনের যে আলাদা একটা বিষয় থাকে। নিজেকে সময় দেওয়ার বিষয় বা পরিবারকে সময় দেওয়ার বিষয় ওইটা না খ মানে হয়ে ওঠে না। হয়ে উঠলেও অনেক কম ক্ষেত্রে হয় আরকি। তো একটু মানে আ ভালোই জি।
হ্যাঁ, হ্যাঁ। এটা তো ঠিকই বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। <chuckles> জি, জি, জি। বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে একটু আমি আপনাকে একটা জিনিস আপনার কাছে জানতে চাই। আপনি বললেন না, যে এই যে ইস্কু আ কলে বিশ্ববিদ্যালয়ে যাওয়া বা টিউশন করানো বা এই যে রাতের বেলা অনলাইনের কাজ, আবার ফ্যামিলি। ফ্যামিলিকে সময় দেওয়া তো একটা কাজ, তাই না? <chuckles> তো আ এগুলা চিন্তা করলে আমি যদি আপনার কাছে জানতে চাই। যে আসলে মানে জীবনটা আসলে কী? আপনি জীবন বলতে আসলে কী বোঝান?
হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জি। কাজ, কাজ। হু, হু। আচ্ছা, জীবনটা তো আসলে সত্যি কথা বলতে, মানুষ যখন যে কাজগুলা করে এবং যে পরিস্থিতি থাকে সবগুলা নিয়েই কিন্তু তার জীবনটা আসলে তখন হয়। হ্যাঁ? কারণ, সে তো জি, জি, জি। সে তো আসলে তখন মানে যেই কাজগুলা সে করছে সে তো তার নিজের জীবনের তাগিদেই করছে। নিজের জীবনের জন্যই করছে। তোব তো হ্যাঁ, প্রয়োজনেই করছে। ফ্যামিলি প্রয়োজনে বা যেমনি হোক। তো তার আসলে উচিত যে সেই সময়টাকে আসলে ঐগুলাকেই জীবন ভেবে নেওয়া এবং ওগুলা যদি সে ভেবে নেয় তখন কিন্তু সে ঐ কাজগুলাতে আরো মনোযোগিতা কাজ করতে পারবে। যতই চাপ আসুক বা সবকিছু আসুক এবং বেলেন্স করে কিন্তু সে আস্তে ধীরে এগোতে পারবে। তো হ্যাঁ।
হ্যাঁ, জি, জি। সুন্দর বলেছেন। তাগিদেই করছে। জি, প্রয়োজন। অর্থাৎ কাজকে যদি আ জীবনেরই একটা অংশ মনে করা যায়, তাহলে দেখা যাবে যে আপনার কাজের মধ্যে যে একটা ক্লান্তি, বিরক্তি ভাব এটা চলে যাবে। তাই না?
অংশ, হু, হু। ভাব। চলে যাবে। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। এগুলো কিন্তু আসলে চলে যাবে, জি।
সুন্দর বলেছেন। তো আপনি বলছিলেন, যে আপনার যে বিশ্ববিদ্যালয়ে যাওয়া থেকে শুরু করে বাড়ির যে টুকিটাকি কাজ আবার নিজের আ জীবিকার তাগিদে যে কাজ। টিউশন বা অনলাইন আবার হচ্ছে বন্ধুদেরকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া। আ সব মিলে আসলে একটু যদি বলতেন। যে আসলে মানে আ কোনোটার কারণে কি কোনোটা বাদ পড়ে? মানে হলো যে কোনোটার কারণে কি কোনোটা কম গুরুত্ব পায়, নাকি আপনার কাছে সবগুলো সমান গুরুত্বপূর্ণ?
হু, হু। হ্যা, হ্যা। জি। হু, হু।

জি, জি, জি। এছাড়াও যেটা করি যে, আমি আসার সময় ধরেন বাসার কারোর জন্য হোক, মা-বাবা, বা ওর যে, একেক দিন একেক রকম, যে, যেটা একটু পছন্দ করে খেতে, ঐগুলা আসলে নিয়ে আসি। তখন হয় কী? যে, ওই সময়টা একটু কুশল বিনিময় হওয়া যায় হ্যাঁ, এরপরে হচ্ছে, সম্পর্কটা অনেক গভীর হয় আরকি।
বাহ! দারুণ কিন্তু! কাজটা করেন। জি, জি, জি। এবং আপনি যেটা বললেন যে, বাবা-মা কিন্তু বেশি কিছু চায় না। দেখা গেল যে, একটু খোঁজখবর নেওয়া বা একটু আপনার এই যে, যেটা আপনি করেন। হালকা কিছু নিয়ে আসলেন। সন্তান হিসেবে যদি একটু খোঁজখবর নেওয়া যায়, দেখা যায় যে, বাবা-মা কিন্তু অনেকটা খুশি হয়। আর এই যে, বাবা-মা যখন খুশি হবে, দোয়া করবে, তো আ ধর্মমতে কিন্তু এটাও বলে যে, আসলে বাবা মায়ের দোয়া এটা জীবনে খুবই দরকার, তাই না?
না, হ্যাঁ। জি। খুশি হয়। হ্যাঁ, একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মানে আমি আসলে এই জিনিসটা খুবই মেনে চলার চেষ্টা করি এবং ভয়ও পাই। হয় না? অনেকের সময় কিন্তু দেখা যায় যে, আমরা যেহেতু বাঙালি, মা-বাবার সাথে কিন্তু একটু মনোমালিন্য হয়েই থাকে। ধরেন, প্রত্যেক দিনই যেটা মানে হয়ে যায় কোনো না কোনো কারণে। তবে এই জিনিসটা আমি ভয় পাই। যে, এবং এটা আসলে বে মা-বাবারা ওভাবে কিন্তু ওই যে, মনে কষ্ট পাইল, এটা কিন্তু মানে এক ধরনের বদ্দোয়া হিসেবে দেয় না। হ্যাঁ? কিন্তু ওই যে, একটা কথা আসে আছে আমাদের ধর্মেতে, যে, আ কিছু বলুক আর না বলুক, একটা শ্বাসপ্রশ্বাস যদি একটু দীর্ঘ হ্যাঁ, নিশ্বাস ফেলে, "উফ!" স জি, জি, জি। তাহলেই আসলে এটা মানে আ পরিবর্তে আসলে আমাকে কিছু শাস্তি দেয়া হবে বা তাৎক্ষণিকও হতে পারে, পরবর্তীতেও হতে পারে।
হয়েই যায়। জি, জি। হ্যাঁ, একটা যদি কষ্টের নিঃশ্বাস ফেলে "উফ!" শব্দটা যদি বলে, তাহলে হয়তোবা আল্লাহ কষ্ট দেয়। জি। হ্যাঁ, হ্যাঁ। সুন্দর, সুন্দর বলেছেন আপনি আসলে। আপনি যে, এই যে, ফিলটা করতে পেরেছেন, আসলে এটা খুবই দরকার। আসলে জীবন তো এটাই, তাই না? যে, আপনি আপনার সন্তানকে সময় দেবেন, আপনি আপনার বাবা-মার জন্য চিন্তা করবেন। আপনি আপনার নিজের জন্য চিন্তা করবেন। টাকা-পয়সা আসলে মানুষকে সুখও দিতে পারে না, শান্তিও দিতে পারে না। দেখা যায় যে, টাকা-পয়সা চলেই আসে কোনো না কোনো দিক থেকে। অনেক আ গরিব মানুষও, যারা অনেক শান্তিতে আছে। তাই না? তা আমি আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই। যে, আপনি যখন কোনো সমস্যায় পড়েন, কোনো একটা আ সিদ্ধান্তহীনতায় আপনি থাকেন, তো আপনাদের যারা আশেপাশের মানুষ আছে, বন্ধু-বান্ধব, ভাই-বোন বা ফ্যামিলির মানুষ, অথবা যারা আপনার কর্মক্ষেত্রে, যদিও বা আপনি বললেন যে, আপনি ছাত্র, তারপরে ওই যে, হয় না? যে, আপনার যারা আ মোট কথা ফ্যামিলির মানুষ, আর ফ্যামিলির বাহিরের যারা আপনার শুভাকাঙ্ক্ষী, তো আপনার সমস্যাগুলা আসলে কাদের সাথে কথা বললে আপনার কাছে সহজ মনে হয়, সামলানোর ক্ষেত্রে?
জি, জি। উঁহু। হুম, হুম। শান্তি হইতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। জি। হু, হুম। থাকেই, জি। হু, হুম। ছাত্র। জি।